আচ্ছা সেক্ষেত্রে আ ইসলামী অথবা আইন অনুযায়ী যে বন্টনের নির্দেশনাটা আছে আ সেক্ষেত্রে আপনি আ যেদিন আ আ বৈঠকটা বসাবেন আ সেদিন অবশ্যই একটা মুহুরিকে আপনি ডাক দিতে পারেন। মুহুরী অথবা উকিল আ অথবা রেজিস্ট্রারের যে লোকজন যেগুলো থাকে আ এদের আপনি ডাক দিতে পারেন। ডাক দেওয়ার পরে সেদিন যত কাগজপত্র আছে, দলিলপত্র সবগুলো বাহির করে আ সেক্ষেত্রে আপনার একটা জিনিস আ মাথায় রাখতে হবে যে যেহেতু আ তারা রাস্তার পাশে চাচ্ছে, আ এখন দেখাচ্ছে আপনারা স্য রাস্তার পাশে আপনাদেরও দরকার। সেক্ষেত্রে আসলে আ একটা জিনিস করতে হবে কি আ দামটা নির্ধারণ করতে হবে। আ যেহেতু রাস্তায় এমন হয় যে দেখাচ্ছে রাস্তার পাশের ১ শতক জমির যে দাম দেখাচ্ছে যে একটু দূরের অ্যা দূরের জমি দেখাচ্ছে যে ১০ কাঠারও সেই দাম হচ্ছে না। আর সেক্ষেত্রে এই জি এই বিষয়টাও আ হ্যাঁ, সেক্ষেত্রে এই বিষয়টা হ্যাঁ। জি, সেক্ষেত্রে এই বিষয়টা একটু মাথার মধ্যে রেখে ওইভাবে আ আরকি ভাগ-বণ্টনট করতে হবে। দেখা যাচ্ছে যে অনেক সময় ছেলেদের থাকে আদ নীয়াও অ্যা ২ ভাগ আর মেয়েদের থাকে ১ ভাগ। আসলে সেই রক হ্যাঁ, সেক্ষেত্রে ঐরকম একটা রুলস অনুযায়ী একটা নিয়মের মধ্য দিয়ে আসলে ভাগ-বণ্টনটা করতে হবে আসলে। যখন দেখা যাচ্ছে যে আ জায়গা নিয়ে একটু দ্বিধা-দ্বন্দ্ব লেগে যাচ্ছে যে, রাস্তার পাশের জমি আমি নিবো। এটা তো সবাই চাবে যে ভালো জমিটা নিতে। সেক্ষেত্রে আসলে জমির দামটা নির্ধারণ করে আপনাদের ভাগ-বণ্টনটা করতে হবে। তখন দেখা যাবে কি, তখন ন্যায্য একটা জি।
জি, জি। হুম। জি। হুম, হুম। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কাছের জমি তো অনেক দাম, তাই না? আর যদি রাস্তার ধারে হয় তাহলে তো কোন কথাই নেই। উ এক ভাগ জি, জি। জি, জি, জি। হুম, সবাই চাবে জি, জি। জি না খুব সুন্দর কথা বলেছেন এবং আপনি যে মানে মানে হ্যাঁ, ন্যায্য এবং দামটা বিবেচনা করে যদি কেউ রাস্তা <coughs> রাস্তার পাশে নিতে চায় তখন দেখা যাবে যে আ তাকে একটু পরিমাণে কম দিতে হবে দাম অনুযায়ী। আবার দেখা গেলো বাহিরে নিতে চাইলে উম আপনি কিন্তু সুন্দর একটা পরামর্শ দিলেন বিষয়টা আমার আসলে মাথাতেই ছিল না যে আসলে এনে পরিমাণ না দেখে দাম এবং মূল্যটা যদি বিচার করা যায় অ্যা তাহলে হয়তো দেখা যাবে যে মানে আ জিনিসগুলো ভালো হবে বন্টনের ক্ষেত্রে হ্যাঁ। আসলে আপনার সাথে হ্যাঁ, আপনার সাথে কথা বলার আগ পর্যন্ত না মানে মনটা খুবই ভারী ছিল। মানে কি থেকে কি করব কিছু বুঝতেছি না। বুঝছেন মনটা খারাপ। কয়েকদিন হয়ে গেলো মানে খাওয়াত-দাওয়াও করতে পারি না ভালোভাবে। অ্যা মানে মনের একটা শান্তির যে একটা ব্যাপার এটাই মানে আমি হারিয়ে ফেলেছি। বুঝছেন? তো আপনার সাথে কথা বলার পরে থেকে না জিনিসগুলা আমার কাছে এতটাই পরিষ্কার হয়ে গেল এবং বুঝতে পারলাম যে আসলে হ্যাঁ, এমনটা করলে হয়তো বা তার যে একটা মানে অ্যা তো আমাদের ভাই-বোনদের মধ্যে, যে সম্পর্কটা মানে ভালো থাকবে। তো খুবই ধন্যবাদ আপনাকে পরামর্শগুলো দেওয়ার জন্য।
উহুম। জি, জি। জি, জি। জি তারাও, তারাও একটু রাজি হবে। হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা।